হ্যাঁ। এখানে আসলে সুযোগ তো অবশ্যই থাকে। যেমন আমি যদি আপনাকে বলি যে, ইংলিশে You মানে হচ্ছে যে তুমি মানে আপনি। আপনি বাংলায় হচ্ছে এটাকে তুমি, আপনি অর তুই সবকিছুই কিন্তু You দিয়ে ডিফাইন করা যায়।
হুম, হুম।
বুঝতে পারছেন? তো এখন হচ্ছে যখন আপনি ট্রান্সলেট করবেন, আপনি অ্যাকচুয়ালি কোনটা ট্রান্সলেট করবেন? আপনি কি You তে দিয়ে কি হচ্ছে তুমিতে করবেন? নাকি আপনিতে করবেন? নাকি তুইতে করবেন? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো ভালো কোয়ালিটির ডাবিং না হইলে কিন্তু ওরা এই জিনিসটা মেইনটেইন করে না। বুঝতে পারলেন? তো যার কারণে আপনি যখন
হুম, হুম, হুম। হ্যাঁ, আসলে। হুম, হুম। আচ্ছা। বাহ! এটা কিন্তু খুবই চমৎকার লাগলো। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যদি ভালো কোয়ালিটির ডাবিং হয়, সেক্ষেত্রে অ্যা সিনেমার আনন্দটা কি বাড়িয়ে দেয়? নাকি সিনেমার আপনি যেটা বলছিলেন যে, "গুণ" যেটা ভোকাল এক্সপ্রেশন থাকে সেটা কমিয়ে দেয়?
হুম, হুম। হ্যাঁ, অবশ্যই মানে ভালো কোয়ালিটির ডাবিং হলে তো সিনেমা আনন্দ আরো মানে মেইন যে এম এমনও সিনেমা কিন্তু আছে যেগুলো আসলে হচ্ছে মেইন যে ভয়েস অ্যাক্টর থেকে তার ডাবিংয়ের কোয়ালিটি ভালো হইছে। যেমন আমি যদি বলি যে হচ্ছে, 'Pushpa' একটা মুভি আছে। এদে কিসে ইজি সাউথ ইন্ডিয়াতে। কিছুদিন আগে বের হইছে। তো 'Pushpa' মুভির যে হিন্দি ডাবিং যে লোকটা করছে, তার ডাবিং আমার কাছে মনে হইছে যে অ্যাকচুয়াল ভয়েস থেকে বা, রিয়েল যে ইয়াটা ছিল মুভির যে ভয়েস ছিল, সেটা থেকে আরো ভালো হইছে। এরকম মুভি কিন্তু পাওয়া যায় মাঝে, মাঝে যে ডাবিংয়ের কোয়ালিটি <scoffs> আসলে মেইন মুভি থেকে বেটার।
হুম, হুম। হুম জ্বি। হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। মানে এইটা আপনার মনে হওয়ার মানে কারণটা যদি বলতেন যে, আ যে 'Pushpa' যেই অ্যা সিনেমাটা করেছেন অ্যা সাউথের আল্লু অর্জুন, উনি কিন্তু বলাই যেতে পারে মানে এটার কোন আ সন্দেহ হয়তো নেই যে স্টাইলিশ স্টার হিসেবে বলা হয় উনাকে এবং উনার সিনেমা কিন্তু অসাধারণ। তো সেখান থেকে ওনার ডাবিং মানে ওনার রিয়েল ভয়েসের চাইতে আপনে ডাবিংটাকে ভালো বলছেন, তার কি কোন কারণ আছে? মানে কোন কারণে বলছেন যে আলাদা?
হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হুম। হ্যাঁ অবশ্যই। আপনি যদি হচ্ছে ২টা একসাথে যখন দেখবেন। আমি হইসে ২টা তেই দেখছি। যখন আপনি ২টা একসাথে তখন আপনার কাছে জেনারেলি মনে হবে যে ন্যাচারালি মনে হবে যে এটা আসলে ডাবিংটা বেটার। কারণ, আল্লু অর্জুন হয়তো অ্যাক্টিংয়ে ভালো। তার অ্যাক্টিং স্কিল ভালো। কারণ সেই মুভিটা এইযে 'Pushpa' মুভিটা আমার কাছে কিন্তু স্টোরিটা অতটা আহামরি লাগে নাই। কিন্তু পুরা মুভিটা যেটার main attraction ছিল, এটা হচ্ছে আল্লু অর্জুন। কারণ আল্লু অর্জুন যেভাবে অ্যাক্টিং করছে আমার মনে হয় না যে অন্য কেউ থাকলে আসলে এই মুভিটা এতটা এত ভালো বা, এত সুন্দর মানায় নিতে পারতো বা, এত ভালোভাবে অ্যাক্টিং করতে পারত। কিন্তু আল্লু অর্জুন অ্যাক্টিং দেখে আমার পুরাটা সময় একবারও মনে হয় নাই যে এটা আসলে অ্যাক্টিং করতেছে সে। কিন্তু ঐযে মানে সহা সবাই তো মানে সবদিক থেকে পারফেক্ট হয় না। কিছু না কিছু হচ্ছে অ্যা খারাপ মানে ল্যাকিংস তো থাকেই। তো আমার কাছে যেটা মনে হইছে যে আল্লু অর্জুনের এক্সপ্রেশন যেরকম, ছা ছা এই এক্সপ্রেশনের সাথে তার ভয়েসটা হচ্ছে যায় না। বুঝতে পারছেন? মানে স্টোরিতে যেভাবে তার কথা বলা উচিত যেমন একটা মানুষের কথার স্বর যদি হচ্ছে ধরেন নরম হয়। আপনি তাকে যদি হচ্ছে রাগান্বিত অবস্থায় যদি কোনো একটা অ্যাক্টিং করতে দেন, মানে কোন সিচুয়েশনে অ্যাক্টিং করতে দেন তাইলে কিন্তু সে ভালো করতে পারবে না। সে অ্যা এক্সপ্রেশন হয়তো দিতে পারবে যে রাগ রাগ হওয়ার। কিন্তু এই তার ভয়েসটা কিন্তু ওভাবে আসবে না।
হুম। হু। আচ্ছা। আচ্ছা। হুম। ও। হুম, হুম। ওকে। হুম, হুম।